আমিও বলব আসলে সেটা। যেমন আমি যদি বলি যে এই যে দেখুন মাঝে, মাঝে কিছু গান ভাইরাল হয়ে যায় না হুট করে? যেমন এই যে 'কাঁচা বাদাম' মাঝখানে খুব ভাইরাল হলো। তো এই যে গানগুলো আমার মনে হয় যে দিন শেষে এগুলো না আসলে মিনিং থাকে না। এটা হচ্ছে একটা প্যাড এর মত। কিছুদিন থাকবে
লাইক, লাইক আমারও মেইনটেইন সানসেট এগুলো আসলে গান না এগুলা আ হয়তো আমার ক কয়েক মুহূর্তের জন্য আমি হাততালি দিয়ে মজা পাইছি। রাস্তায় ওই যে যারা ক্যানভাসের আশায় কথাবার্তা বলেছে কয়েক মাস পরে বাট দিস ইজ নট সং এগুলো আসলে গান বা মিউজিক এর মধ্যে যে একটা পার্থক্য আছে, মিউজিক যেটা অন্যরকম ব্যাপার। শব্দের তরঙ্গ এটা যে আসলে অন্যরকম একটা ফিল এটা যারা বোঝে না আমার মনে হয় তাদের আ এই দেশ ছেড়েই দেওয়া উচিত। মানে আব্দুল হাকিমের কথা মনে পড়ে গেল। আ তবে রাইটার আমাদের দেশে অনেকগুলা ছিল। আমার ওই যে একটা গান ছিল আশা ছিল মনে মনে আ প্রেম করিবো তোমার। এই গানের লাইন চোরা বালির কথাটা বা তাতে আ আন্ধার রাইতে কথা বলবো কথা কইয়া, কইয়া এই যে এই যে আ তোমার সাথে চাঁদের আলোয় পোহাইতাম কথা কইয়া, কইয়া এখন এইখানে যদি আছে এটা কিন্তু মন ছুঁয়ে যায়। এখন যদি নিয়ে আসো নতুন একটা গান বানাই রাতের আলোয় তোমার সাথে বলবো কথা বলে বলে পার করব ওহ মাই ব্যাড চিন্তা কর না না।
হুম। একদম। হুম <chuckles> জ্বি। হুম অবশ্যই। হুম। হু। ঠিক। জ্বি। <chuckles> হুম। অবশ্যই। হুম একদম। <chuckles> হুম। হুম। হুম। একদম। <chuckles> জ্বি, একদম। হম। হুম। হুম <laughs> না এরকম কিন্তু আসলে প্রতিনিয়ত হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন না? যে আসলে গান কেন আমাদের মনে ছুঁয়ে যায় বা গান কেন এত ইম্পরট্যান্ট কারণ এটা আসলে আপনার আ হৃদয়কে এমন ভাবে ছোঁয়া দিতে পারে যেটা হয়তো অন্য কোন আর্ট ফর্ম এর হয়তো একটু কঠিন লাগে। আপনার হয়তো অন্যান্য আর্ট ফর্ম এর ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সময় লাগে। কিন্তু আমি বলব যে গানটা একদম ইনস্ট্যান্টলি আপনার মন ছুঁয়ে যেতে পারে। যদি লিরিক্স টা সেরকম হয়। কারণ অর্থগুলো অনেক সময় আমাদের হৃদয় থেকে আনা হয়। তো সেই আপনার আপনি দেখবেন যে আপনার আসলে পছন্দের কোন জিনিস। আপনারা মনে করেন পছন্দের খুব একটা জামা। <breath> সেটা যদি কেউ আসলে কেটে-কুটে অন্য কোনভাবে করে ফেলে যেটা আপনি আসলে দেখতে পছন্দ করেন না বা যেটা আপনি পড়তে চান না, তখন কিন্তু আপনার ভালো লাগবে না। আমার কাছে মনে হয় যে গানগুলো এরকম যে আসলে আমাদের পছন্দ বা যেই জিনিসগুলোর সাথে আমাদের হুম।
আমি আপনাকে একটু থামাতে চাই। কিভাবে সম্ভব মানে আপনি এত বাস্তব এক্সাম্পল এত বাস্তব উদাহরণ কিভাবে ধাম করে নিয়ে আসেন। মানে আপনি কি খেয়ে খেয়ে বড় হয়েছেন মনে হচ্ছে।
হুম। হু, হু। <laughs> আরে না না এই যে দেখুন আপনার সাথে কথা বলে বলে এগুলো এসে পড়ছে। কারণ হচ্ছে যে এই যে আপনার কথা শুনে কিন্তু মনে হয় যায়। আপনি খুবই আ যতটুকু জানি আপনি তো খুবই গানের সাথে আসলে ইনভলভড ও। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আসলে ব বলা যায়। <chuckles>

Exactly। আব ওই দেখেন ঐ যে ইদানীং একটা গান শুনেছিলাম, মানে কয়েকদিন হয়েছে। গানটা কেমন ছিল? "চল দোতং পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা কর্ণা ধরে, আ তারপর জীবন গানের আসর বসাবো।" Wow! এই গানটা বাদ বাল্য কালের কথা মনে করিয়ে দিচ্ছে। সুরের টান, accent টা এত জোস। এটা শোনার পর already plan করে ফেলছি, বন্ধু-বান্ধব চল সবকিছু বাদ দিয়ে, জীবন এভাবেই যাবে। চল কোন জায়গা থেকে ঘুরে আসি। কারণ যে প্রকৃতি দেখে নাই, সে আসলে কৃপণ। আর একজন কৃপণ মানুষকে সৃষ্টিকর্তাও পছন্দ করেনা। তো ওনার ওনার কথাবার্তা শুনলে ওরা মনে করে আমি খালি ঘুরতে চাই। আপনি এই গান গান আসলে গান মানুষের সাথে থাকে। আ তো গান আপনার কথা বলা অনেক সুন্দর।
উম আচ্ছা। উম চাঁদ। উম হুম। <chuckles> হুম। একদম। হুম। <chuckles> হুম। হুম। জি, হুম। হুম, হুম। একদম। <chuckles> হুম। একদম inspire করে দেয় সবকিছুতে আমি বলব যে। হুম। <chuckles> না আসলেই আপনার গান আমারও মনে হয় যে আসলে মাঝে, মাঝে গান, গান শুনে মাঝে, মাঝে মনে হয় যে না এই জায়গাটাতে যদি যাই, যেমন 'গ্রাম ছাড়ার ওই রাঙ্গা মাটির পথ' যখন আসলে শুনি, তখন কিন্তু ওই জায়গাতেই দিয়ে যেতে ভালো লাগে। বা জন ডেনভারের যখন 'country road take me home' তো বাড়ির কথা মনে পড়ে। এই যে জিনিসগুলো গান কিন্তু আমাদেরকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে।
ও ওয়াও! অবশ্যই। এই আপনার সাথে অনেক আড্ডা হতে পারে। "Guns N' Roses" এর একটা গান আছে November Rain "When I look into your eyes, I can feel love" My God! এখানে একটা মানুষের বুঝতে হবে look into your eyes. Look into means আমি যে চোখের গভীরে তদন্ত করে যেতে চাই। Oh my Goodness! বৃষ্টি হলে আমার খুব মনে পড়ে গানের কথা। আমার মনে হয় আপনি একজন গানের পাখি। খুব সুন্দর করে বলেছেন, অনেক কথা। আপনার সাথে আবার কথা হবে, আ দেখা হবে। আ মানে হচ্ছে পৃথিবী গোল, আবার ঘুরে ফিরে আমাদের কথাবার্তা, বা আড্ডা হয়েই যাবে। ভালো কথা বলার জন্য আপনার অভাব নেই। আপনি অনেক বাস্তববাদী কথা বলছেন। আপনার জন্য আমার মনের জানালা খুলে গেছে।
<chuckles> হুম, হ্যাঁ হুম, একদম। হুম। <chuckles> হুম। <chuckles> হুম। <chuckles> অবশ্যই। জি। <laughs> অবশ্যই। জি। <chuckles> হুম। <laughs> না আসলে আপনার সাথে কথা বলে আমার চমৎকার লাগলো। প্রতিবারই চমৎকার লাগে। তো আশা করি সামনে এভাবে গান বা অন্যান্য জিনিস না আড্ডা হতে থাকবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আজকের জন্য বিদায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।